জ্বি, জ্বি, জ্বি। আসলে কি পড়া শুনো করতে, করতে সবসময় যে ভালো লাগে তা না। তো মাঝে, মাঝে একটা বিরতি নিলে আমার মনে হয় ভালো লাগে যদি একটু মনে করেন একটু বিরতি নিলাম হালকা একটু ব্যায়াম করে নিলাম বা আপনার যদি ভালো লাগার মতো আমি বলবো একটু গান-টান আপনার ভালো লাগে সেটাও শুনিয়ে নিতে পারেন। হুম।
তো এটাই হলো ব্যাপার না? হ্যাঁ। আ আ যেমন আচ্ছা। না, আমার ক্ষেত্রে যদি আমাকে বলেন আমার ক্ষেত্রে আপনি যদি আমাকে বলেন, আ যদি বিষয়টা পড়াশোনার সময়টা আসলে রাত হয়, তাহলে ১ কাপ কফি ব্রেক এ ব্রেক নেওয়াই যায়। আ সাথে কিছু পাজল গেম আবার আপনার যদি দিন হয় ব্যাপারটা তাহলে ৩০ মিনিটের একটা ব্রেক নিয়ে বাইরে হাঁটাহাঁটি করে আসলে কিন্তু আমার কাছে আবার পড়াশোনায় আ মন বসে যায়। জানেনই তো ভার্সিটি লাইফ এর পড়াশোনা কতটা একটা বোরিং একটা সাবজেক্ট।
হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ সেটাই। থ হুম। <smacks lips> আসলেই তাই। পড়াশোনা খুবই কঠিন, কোনো কিছুই সহজ না। হুম।
<chuckles> হ্যাঁ। তবে হ্যাঁ, যদি শিক্ষকদের কথা বলি তা কি তারা কিন্তু আসলে অনেক মজা করে বোঝাতে পারে
হুম।
এটা এটা আসলে মিথ্যা বলার মত কোনো কারণ নাই। কারণ দেখেন ভার্সিটির যে টিচাররা আছে তারা কিন্তু আসলে একেকটা গল্প বা বাস্তব চিত্র যখন নিয়ে দেয় তখন কিন্তু আসলে পড়াশোনা করতে ভালোই লাগে।
হুম। আসলেই ঠিক আপনি বলেছেন এইযে পড়াশোনা করা আ করা যায় যদি ওটা প্র্যাকটিক্যালই দেখানো হয়, গল্পের আকারে যদি আমরা দেখে শিখি সেটা কিন্তু মনে থাকে বেশি, ইন্টারেস্টিংও লাগে, তাই না? দেখা যাচ্ছে আমাদের বই ধরিয়ে দিলেও পড়তে ইচ্ছা করছে না। কিন্তু সেই জিনিসটাই যদি সামনে একদম দেখা হয় একদম সিনেমা বলেন নাটকের মতন সুন্দরভাবে এ তো সেটা আবার মজার হয় বা মনেও রাখা যায় বেশি।
হ্যাঁ। জ্বি। জ্বী। হ্যাঁ। একদম। হ্যাঁ। জ্বি। হু, হু। একদম। আরেকটা ব্যাপার আছে, আপনার যদি আসলে পড়াশোনার ভেতরে যদি রিওয়ার্ড সিস্টেম রাখা যেত তাহলে কিন্তু আমার কাছে মনে হয় আরো ভালোই হত ব্যাপারটা।
হু। হুম। আচ্ছা, আচ্ছা।
যেমন এই টাস্কটা কমপ্লিট করতে পারলে বা এই এই অধ্যায়টা চ্যাপ্টারটা শেষ করতে পা
এত পয়েন্ট পেয়ে যাবেন আপনি, তাই তো? <chuckles> আচ্ছা, আচ্ছা।
হ্যাঁ। তো এই ট্রিটটা তোমার বা এই চকোলেটটা তোমার। অবশ্য চুইং গাম খেতে, খেতে কিন্তু পড়া যায়। মনযোগ দিয়ে। আমার কাছে মনে হয়।
হুম। হুম। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তারপর আপনি খেতে, খেতে পড়তে পারেন এটা। আচ্ছা আমি যদি একটু জিজ্ঞাসা করি, আপনি কেমনভাবে পড়েন? মানে অতি জোরে, জোরে বা ধীরে, ধীরে কেমন?
<chuckles> আ হ্যাঁ। আর ডিপেন্ড করে কি পড়ছি। যদি উপন্যাস পড়া হয় তাহলে আপনার অবশ্যই চুপ করে যদি একাডেমিক কোনো পড়া হয় তাহলে জোরে, জোরে পড়ার চেষ্টা করি
হুম। আচ্ছা, আচ্ছা।
যদিও বা আরকি আসে না, এক্সামের আগের রাত ছাড়া আর কি জোরে পড়তে পারি না। আর অন্যান্য সময় তো আসলে মনে, মনেই হয়ে যায়। আর লেখালেখি। আর উপন্যাস পড়লে তো আসলে ওইটা মনে, মনে ছাড়া জোরে, জোরে পড়ে মজা নাই
হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম।
মানে আপনি কল্পনা করবেন আর পড়বেন।

ও আচ্ছা, আচ্ছা।
তো বৈজ্ঞানিক কল্পকাহিনীর কথা তো আর নাই বলি।
হুম।
ওইখানে অনেক সময় আরকি এমন, এমন আ পদার্থের নাম বলা থাকে যেগুলো আমরা আসলে বাস্তব জীবনে কল্পনাও করতে পারি না। <chuckles>
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। ঠিকই বলেছেন আপনি অদ্ভুত, অদ্ভুত কিছু আসে যেগুলো। আমার মনে হয় ভবিষ্যতে সেই নামগুলো সেট সেট করে দিবে। আসলে
হ্যাঁ। জি, যেমন নিউট্রন <chuckles> হ্যাঁ, যেমন নিউট্রন ও দিয়ে সম্পূর্ণ একটা গ্রহকে বা উপগ্রহকে আপনার ধ্বংস করে দিচ্ছে। <smacks lips> নিউট্রন ও পাস করে শুধু। এটার কোনো রিঅ্যাকশনই নাই।
হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
আবার সম্পূর্ণ একটা উপগ্রহ বা গ্রহ মিলেই আরকি একটা জীবন। বিরাট একটা মানে <smacks lips> রোমাঞ্চকের একটা ব্যাপার আরকি।
হুম। হুম, আচ্ছা, আচ্ছা, এই যে আপনি তো গেম খেলেন মনে হয় ফোনে প্রচুর পরিমাণে। গেম টেম গুলো খেলেন? হু, খেলেন?
হু, হু। জি। একদমই না। এই কথা আমি একদমই একদমই না।
ও আচ্ছা।
আমি গেম সোশ্যাল মিডিয়াও ব্যবহার করি না। আমি গেমও খেলি না। যদিও গেম একটা আছে, খুব কম স কম খেলি। যখন দেখি যে কোন কিছু চিন্তা করতে পারছি না বা কোন সিদ্ধান্ত নিতে পারছি না। সেক্ষেত্রে আমি ওই আ ক্যান্ডি ক্রাশ টা খেলি একটু।
তাহলে তো আ হুম। ও আচ্ছা, আচ্ছা। এই ক্যান্ডি ক্রাশ টা আমি ভীষণ খেলতাম। আ বলতে পারেন ১ প্রকার আমার অ্যা আমি মনে নাই সঠিক। আমি কয়েক বছর আগে খেলেছি সেটার কথাই বলছি আপনাকে। যে খেলতে, খেলতে এতটাই নেশা হয়ে গেছিল অ্যা যে রান্না করা বাদ দিয়ে রেখে বা কোন কাজ করা বাদ দিয়ে বই পড়া বাদ দিয়ে আমি হচ্ছে দেখা যাচ্ছে সেই খেলাটাই খেলছি। বুঝতে পেররেছেন? এত নেশা।
হুম। হ্যাঁ। আপনার লেভেল কত ছিল? আচ্ছা। হ্যাঁ। জি। আচ্ছা। না আমি, আমি শুধুমাত্র যখন কোন আরকি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা লাগে, চিন্তাভাবনা করতে পারি না। মনে হয় সবকিছু জটপাকায় আছে। ওই সময় ওই সময় আরকি এই গেমটার সাহায্য নিয়ে বলতে পারেন।
হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা কিন্তু আমার ক্ষেত্রে একটু উল্টাই হয়েছিল বলতে পারেন। আ মানে কি হতো যে একটা লেভেল শেষ করে কি করে আরেকটা লেভেল এ যাব। আরেকটা লেভেল এ গেলে মনে হয় আরেকটা খেলেই তো এরকমই মনে হত। <chuckles> আচ্ছা, আচ্ছা।
আ আচ্ছা। এখন যদি জি। জি। জি। আচ্ছা তাহলে আবার আরকি এই যে জট পাকানোর কাহিনী শুনবেন। যদি শুনেন তাহলে আমি লেভেল দিয়েই বলি। আ ৩২০০ লেভেল আছে। তাহলে বুঝেন কত জট ছড়াইছি গেম দিয়ে। <chuckles>
জি একটু শুনি। হু, হু। আচ্ছা, আচ্ছা। ও তাহলে তো অনেক ভালো আপনি হচ্ছে খেলে ফেলেছেন। তো একসময় এরকম হওয়ার পরে
আ অবশ্যই যে বললাম না যে আমি যখন কোন সিদ্ধান্ত হ্যাঁ, হ্যাঁ।
জি, আমার এই নেশাটা হওয়ার পরে তখন আমি নিজেই বুঝতে পারলাম যে একটু অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে। বুঝলেন? তখন ফোন থেকে একদম ডিলিট করে দিলাম। যার খেলবোই না।
হু, জি। আচ্ছা। আচ্ছা, আমি এই যে Facebook, Instagram এগুলো ডিলিট করে দিছি। ফুড পান্ডা, দ্বারাজ কিচ্ছু নাই। আমার ফোনে শুধুমাত্র।
আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা আমার অবশ্য Facebook টুক এগুলো আমি কখনো ইউস করি না, আমার লাইফ এ কখনো করিনি বলতে পারেন। তো আমি হ্যাঁ, হ্যাঁ আমি
<laughs> আচ্ছা। তাহলে তো খুবই ভালো কথা। YouTube ইউস করেন, আমার ফোনে YouTube ও নাই।